হ্যাঁ, চমৎকার কিন্তু। আসলে আমরা কিন্তু বিভিন্ন মানুষের কাছ থেকে কিন্তু এই ধরনের শিক্ষাগুলো পেতে পারি, তাই না? এই যে অ্যা আমাদের এ চারপাশে অনেক অ্যা শিক্ষিত অনেক <clears throat> এগ অনেক জ্ঞানী মানুষ আছে যারা কিন্তু সবসময় আমাদেরকে অ্যা এই ধরনের জ্ঞান দিয়ে থাকেন বা পুষ্টি সংক্রান্ত অনেকগুলোর কিন্তু ভালো আইডিয়া দিয়ে থাকেন। তো আ তার মাঝে কিছু, কিছু ভুল তথ্য আছে আমাদের সমাজে, হ্যাঁ? পুষ্টি অ্যা সংক্রান্ত অনেক কিছু মানুষের ভুল ধারণা আছে। সেগুলোর আ আ যদি ২-১ টি কথায় আমাকে বুঝিয়ে বলতেন যে আসলে কিভাবে আমরা এই ভুল ধারণার মধ্যে আ পড়ে আছি বা কিভাবে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি।
হু, হু। জি, অবশ্যই। হু, হু, জি, জি। হু, হু। জ্বী। উহুম, অবশ্যই। উহুম, জি, জি। উহুম। হু, হু, জি। হু, হু। জি। হুম, হুম। জি, ধন্যবাদ। খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে এর উত্তরে যদি বলতে চাই যে কিছু মানুষের মধ্যে ১ ধরনের ভুল হচ্ছে একটা ধারণা রয়েছে যে রাতে খাবার খেলে তার ওজনটা হচ্ছে অসম্ভব উব বেড়ে যাবে, হ্যাঁ? আমার কাছে মনে হয় যে এটি সম্পূর্ণরূপে ভুল এবং ডাক্তাররা কিন্তু প্রমাণিত করছে এবং বারবার বলছে যে রাতের খাবারটা ঘুমানোর ঠিক ৩ থেকে ৪ ঘণ্টা আগে খেতে হবে। যেটি আসলে ঘুমানোর আগে যদি হজম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীর গঠনের একটা কাজে লাগবে। আর রাতে যদি আপনি না খেয়ে ঘুমান রাতের স সময়টা কিন্তু একটা দীর্ঘ একটা সময়। সেক্ষেত্রে একটা sleep cycle আপনি দেখবেন বিঘ্ন করবে এবং আপনার শারীরিক কার্যক্রমটা ঠিকভাবে চলবে না। তো আমি সেই মানুষজনকে বলতে চাই যে আপনি একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন, সঠিক জ্ঞান রাখুন। অযথা ভুল তথ্য নিয়ে ভুল তথ্য ফলো করে আসলে নিজের শরীরে ভাঙানোর প্রয়োজন মনে হয় না। তাই তো?
হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। অ্যা হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। হু, হু। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, হুম। হু, হু। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিক বলেছেন। হ্যাঁ, যাই হোক আপনার সঙ্গে চমৎকার একটি বিষয় নিয়ে অ্যা কথা হলো এবং অনেক জানা হলো আমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনে আব ভালো থাকবেন এবং অ্যা পরবর্তীতে আবার আপনার সাথে কখনো কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।
উহুম। জি। হু, হু। ধন্যবাদ। হু, হু। জি। হুম, হুম। জি, ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আশা করছি আবারো কথা হবে। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজ তবে শেষ করছি। শুভ সন্ধ্যা, শুভ বিদায়।